তো দেখা যায় কি? যে এই যে গণতান্ত্রিক যে দেশ আমরা হ্যাঁ? এটা কিন্তু বলা যায় আমাদের গণতন্ত্রকে অনেকটা খানিক দুর্বলও করে দেয় এইসব নিউজ। কারণ দেখবেন যে এই যে আ নির্বাচনের তারপরে হচ্ছে গে এই যে রাজনৈতিক কিছু আ সিদ্ধান্তের এই যে আ সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো, কিন্তু অনেকটা খানিকই প্রভাব ফেলে। কেউ হয়তো অ মানে অন্য একটা দলকে পছন্দ হচ্ছে না বা opposition কি করলো? একটা ভুয়া একটা খবর ছড়ানো শুরু করে দিল, ঠিক আছে? এতে কি হচ্ছে হ্যাঁ।
জ্বী। জ্বী, জ্বী। জি। জ্বী, জ্বী। তা তো অবশ্যই পেলায় আচ্ছা জ্বী। আর এটা এমন একটা লিমিট এ চলে যায় মানুষ মিথ্যাটাকেই সত্যি ভাবা শুরু করে।
হ্যাঁ, এবং এর জন্য কিন্তু মানে অনেক আ মানে সমস্যাও তৈরি হয়। অনেক মারামারি সৃষ্টি হয়, অ্যা অনেক আ মানে ক্ষোভ তৈরি হয় ভেতরে, ভেতরে। তো দেখা যায় কি যে এইগুলো কিন্তু তখন কিন্তু মানে শুধুমাত্র ওই দলবদ্ধই থাকে না। সেগুলো কিন্তু সব সাধারণ মানুষদেরও হ্যাঁ একদম। এবং সব ধরণের সাধারণ মানুষেরও কিন্তু সমস্যা সম্মুখীন হতে হচ্ছে এসব কারণে।
জ্বী, জ্বী। এটা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনেও চলে আসতেছে। আস আসলে কি দেখা যাচ্ছে যে আপনি যদি দেখেন কিংবা চিন্তা করেন, ভুক্তভোগী কিন্তু আমরাই। যারা আমরা root level এ আছি, ভুক্তভোগী কিন্তু আমরাই। আমাদেরকেই সবকিছু suffer করতে হচ্ছে। সবকিছু যাচ্ছেও আমাদের উপরে, suffer টাও আমরা করছি, আবার আমাদের পকেট থেকেই সবকিছু যাচ্ছে। আমরা ট্যাক্স ও দিবো, আমরাই suffer করব, আমরাই মারা যাব, আবার আমরা কিছু বলতেও পারব না।
হু, হু। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি। হ্যাঁ। হু, হু। হু, হু। <chuckles> হ্যাঁ, এবং একটা বিষয় আমি দেখেছিলাম যে এই যে COVID এর সময়টাতেই বিশেষ করে। এ যে ভাই মানে যার যেটা মানে মন গড়া জিনিস বানাচ্ছে, যে এটা করলে COVID হবে না, ঠিক আছে? ওটা করলে COVID হবে না। তো মানে <chuckles>
জি। জ্বী, জ্বী। জ্বী। হ্যাঁ, হ্যাঁ। এই সেই টনিক ওয়াটার? আল্লাহ, মানুষ তো মনে হয় সেই কারণে আদার আদা, গোলমরিচ এগুলোর তো যেই পরিমাণে প্রাইস বাড়ায়ছে। আর বাঙালির তো স্বভাব আছে। কোন একটা incident হলেই আমরা প্রাইস বাড়ায়ে ফেলি।
অ্যা জ্বী, জ্বী। হ্যাঁ, একে তো প্রাইস বাড়ায় ফেলি। তারপরে আবার হচ্ছে গিয়ে এইযে মার্কেট এ শর্টেজ করে ফেলি, স্টক আউট করে ফেলি। কারণ হচ্ছে গিয়ে যা অ্যা সবাই মানে যা দরকার না তার থেকেও বেশি কিনে রেখে দিয়েছি। হ্যাঁ।
stock out হুম। যেরকম হচ্ছে, COVID এর সময় দেখা গেছে হ্যান্ড ওয়াশ এর crisis মাস্ক এর প্রাইস যেটা কখনো মানে বাংলাদেশে usable ই ছিল না সেইটার প্রাইস, মানে চিন্তার বাইরে ছিল। তারপরে হচ্ছে হেক্সাসোল থেকে শুরু করে হ্যান্ড রাব এগুলোর প্রাইস, এরা এত বাড়াইছে! ইভেন নাপার প্রাইস পর্যন্ত ইভেন লাস্ট এ দেখা গেছে যে নাপা মানুষ পাচ্ছে না। নরমাল একটা নাপা পর্যন্ত মানুষ পায়নি।
জি, জি। হ্যাঁ। জ্বী, জ্বী। হু, হু। হু, হু। হ্যাঁ।

আচ্ছা, আচ্ছা।
মানে এটা আমার ভাইয়ের কাছ থেকে আরকি শোনা। ওরা ওদের ফ্যাকাল্টি মেম্বার কিংবা যাদের কাছ থেকে অ্যাকচুয়ালি শোনা। এখনও এটা আসলে তো আ ক্রস চেক করার কোনো ব্যাপার না। এটাও একজনের কাছ থেকে শোনা ভায়া যেটা হচ্ছে। কতটুকু অথেন্টিক আমরা কিন্তু জানি না।
জ্বী, জ্বী। এ হ্যাঁ। সেটাই এবং এইযে আপনি কিন্তু সে অথ সেটার অথেন্টিকেশন কিন্তু আপনার যদি আরো কোনো পরিচিত লোকজন থাকে। হ্যাঁ, ওই ঘটনাস্থলে ছিল বা তারা একটু ভেতরের খবর জানতে পারে। তাদের সাথে কয়েকজনের সাথে জিজ্ঞেস করে নিলেই কিন্তু দেখা যাবে ক্রস চেক হয়ে গেছে।
ওর জ্বী, জ্বী। হ্যাঁ। হ্যাঁ, যেমন আমা আমার আমার পরিচিত হচ্ছে একজন আছে। উনার আ উয়াইফ হচ্ছে ওখানের জুনিয়র সেকশন এর টিচার ছিল। উনিও কিন্তু ইনজিউর উনি 30% বার্ন এখনো হচ্ছে বার্ন ইউনিট এই আছে। তো ওই আপুও বলতেছে যে আসলে ওদের হচ্ছে ছুটি হয়ে গেছিল ডিটেনশন এর জন্য। আর আপনি একটা নরমালি আপনি নিজেও চিন্তা করেন যে আমার যদি বাচ্চা এরকম মিসিং থাকে। আমাকে কি দুনিয়ার কেউ আটকাতে পারবে? যারা বলতেছে এরকম ১-১৫০ মানুষ একটা বাচ্চা মারা গেছে। তাহলে এই ১-১৫০ ফ্যামিলি মেম্বারস আসলে কোথায়?
হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু। না, না। হ্যাঁ, এবং আ এইযে প্রায় সময় আমি কিন্তু তো এই এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কিছু খবর দেখি। মানে নিউজ আসে, পোস্ট আসে, মানুষজন দিচ্ছে। যে আবার শেয়ার ও করছে মানুষজন অনেক কিছুই। দেখা যাচ্ছে সেখানে আ অনেকের ওই যে অনেক বাচ্চাদের নাম আইডি দিয়ে আইডি কার্ড দিয়ে তারা বলছে যে এদের ইয়ে আছে। আবার বলছে যে এদের মানে পরিবারের কোনো খোঁজ খবর নেই এখনো। হ্যাঁ?
জ্বী, জ্বী। জ্বী। জি। জ্বী, জ্বী। জ্বী। জ্বী, জ্বী। না আসলে ব পরিবারের খোঁজ খবর নেই। ওদের মধ্যে দেখা যাচ্ছে যাদের আইডেন্টিফিকেশন পাওয়া যাচ্ছিল না। ওরা সব মোস্টলি মারা গেছে। অ্যান্ড ওরা আস মোস্ট বাচ্চাই হচ্ছে CMH এ ছিল। যার কারণে এরকম মানে কনফিউশনটা ক্রিয়েট হয়ে যায়।
হু, হু। আচ্ছা, আচ্ছা।

হ্যাঁ, আবার সিএমএইচ এ তো মানে সবাই শুট করেই যে, ঢুকতে পারছে না। ঠিক না? তো এটা তো সম
ঢুকতে পারবে না। আসলে ঐখানেই গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ঝামেলাটা ক্রিয়েট হয়েছে। ইয়ে, বাচ্চারা তো আসলে কি হয়, ওরা তো একটা ২ জন করে দেখেছে জিনিসটা চোখের সামনে দেখেছে, দেখার পরে কোন মানুষ কিন্তু অ্যাকচুয়ালি নিজের মধ্যে থাকে না। আমরা তো ভায়া দেখেছি। দেখার পরেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আর যারা ছিল এখানে প্যারেন্টস ছিল। সিনিয়র জুনিয়র ছিল। ওদের তো অবস্থা এমনিই খারাপ হয়ে গেছে। তো সেই ইয়েতে ওরা হচ্ছে জিনিসটা আমার কাছে যেটা মনে হয়েছে যে, খুব বেশি রিউমার স্প্রেড হয়েছে। আর সাথে তো আছে আমাদের সো কলড আ ব্লগার, ফেসবুকার আ যারা আছেন।
হুম। হ্যাঁ। জি। হ্যাঁ, তাই তো এগুলো হু, হুম। <chuckles> হ্যাঁ, এবং এই যে, এইসব বিষয়গুলো না আমার এত মানে বিষয়গুলো খারাপ লাগছিলো যে, ওখানে একটা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ? মানে ভিডিওতে দেখা যাচ্ছে যে, ভিডিও করতেছে তার সামনে থেকে অনেক বাচ্চা-কাচ্চা হেঁটে চলে যাচ্ছে, তাদের অবস্থা খুবই বাজে। যে, আপনি ওকে একটু সাহায্য করেন ভিডিও করা বাদ দিয়ে মানে এই যে, বিষয়টাতে
জি, জি। হ্যাঁ। ও বাচ্চাটা মারা গেছে আল্টিমেটলি। মানে ওটা দেখে প্রত্যেকটা মানুষের হাতে ফোন ছিল। আপনি এই জিনিসটা খেয়াল করেছি কিনা দেখি না। প্রত্যেকটা মানুষের হাতে ফোন। বাচ্চাগুলোকে না ধরে তারা ফোনে ভিডিও করতেছে এন্ড এটা দেখে আমার লিটারেলি রাগ উঠে গেছে যে, এটা কি ধরনের কথা। এরা কি মানুষ না, আমরা দেখে কন্ট্রোল করতে পারতেছি না, তোমাদের সামনে এরকম ভাবে যাচ্ছে। কিভাবে পারো?
হ্যাঁ। জি, জি। ভিডিও করছে। হ্যাঁ। জি, জি, জি। <laughs> এই বিষয়গুলো না, মানুষজনের এখন পর্যন্ত মানে এই সোশ্যাল মিডিয়ার সময়টায় এসে, না এই বোধ জ্ঞানটা মানুষজন হারিয়ে ফেলেছে। আমার যেটা মনে হয়। তো এই জিনিসটা আসলে এখান থেকে একটু বের হয়ে আসা উচিত। আমাদের সবারই একটু যাচাই-বাচাই করেই সবকিছু এবং একটু বোধজ্ঞান রেখে আমাদের আসলে করা উচিত। <laughs> হ্যাঁ, তবে আপনার সাথে আজকে কথা বলে বেশ ভালো লাগলো। আশা করি আবারো কথা হবে। ভালো থাকবেন আপনি।
হুম, জি, জি, জি। জি। সবকিছুই করা উচিত। আমার অনেক ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন।